ও।
কেমন আছেন?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
এই তো আমারও বেশ দিনটা ভালো যাচ্ছে। আসলে দিনটা শুরু হয়েছে কিছুক্ষণ আগে। ঘুমের থেকে উঠলাম দেরি করে।
হুম, হুম। আচ্ছা।
তা আপনার দিনটা কেমন যাচ্ছে?
আমিও একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে দেখি বাইরের সুন্দর ওয়েদারটা। মেঘলা, মেঘলা। মেঘ ডাকছে, ভালোই লাগছে।
আচ্ছা, চা খেয়েছেন কি সকালে?
হ্যাঁ।
আমি তো চা নিয়ে বসছি। মানে আমার তো আসলেও আ কাজ শেষ না করতে পারলে আমার শান্তি মাথায় আ কাজ করে না। তো আমি কাজটা শেষ করে তারপরে একেবারে শান্তি, রিল্যাক্স করতে যাই। আপনার ক্ষেত্রেও কি একই?
আচ্ছা। হ্যাঁ, আমার ক্ষেত্রে ব্যাপারটা একইরকম বলতে গেলে। যে, যতক্ষণ আমার হাতে কোনো না কোনো কাজ থাকে, আমি রিল্যাক্স করতে পারি না। anxiety কাজ করতে থাকে, প্যারা থাকে, মাথায় প্রেশার থাকে একটা। তো ওই কাজটা শেষ হলে তখন দেখা যায় এইযে আমি এখন কাজ-টাজ সেড়ে আসছি। একটু গল্প করি।
জি, জি।
মানসিক চাপটা একটু কম হয়। আচ্ছা আমি না একটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম। ভাবলাম একটু আপনার সাথে কথা বলি এটা নিয়ে।
জি, জি। জি, জি।
এইযে প্রেম ভালোবাসা বলেন, বন্ধুত্ব বলেন, অনেক ধরনের সম্পর্ক আমরা থাকি সারাদিন আশেপাশে। তো সেক্ষেত্রে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে, কোনো বন্ধুত্বের সম্পর্কে বা, কোনো প্রেমের সম্পর্কে আপনি কিভাবে বুঝেন যে, আ তারা কি আপনার সাথে being real নাকি আপনাকে ব্যবহার করছে?
জি, জি। জ্বি। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আ প্রেম কিন্তু যে, শুধু জীবনসঙ্গী বা, জীবন সঙ্গিনীর সাথে হচ্ছে এরকম না। প্রেম কিন্তু পরিবারের সাথেও হয়। প্রেম কিন্তু বলতে পারেন সবার সাথেই হয়। মানে প্রেম মানে হ্যাঁ, বন্ধুদের সাথেও হয়।
জি, জি। বন্ধুদের সাথেও হয়। মানে হ্যাঁ, ওটা রোমান্টিক হবে কি, platonic হবে? সেটা ম্যাটার করে না। সবার সাথে জ্বি, জ্বি।
হ্যাঁ, এটা আমাদের উপর করে নির্ভরও করে না। বিশেষ করে এখন আমি যদি আ জীবনসঙ্গিনীর ব্যাপারে আসি, ওইযে যেটাকে ইংলিশে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলে। তো ওই জিনিসটার ক্ষেত্রে আমি যখন দেখি যে, মনে করেন, আমি আমার অনেক কিছু ত্যাগ করে আমি সে মানুষের সঙ্গে সময় কাটাচ্ছি। আমি যে, টাকাটা আয় করছি আমি তার পিছনে ব্যয় করছি এবং আ সবকিছু মিলিয়ে যখন আমি তার কাছ থেকে একটা জিনিসের এর রিটার্ন চাবো যে, "তুমি আমাকে কিছু সময় দাও। তোমাকে আমি যেমন গিফট দিচ্ছি তুমিও আমাকে কিছু একটা কে দাও। যে, কারণ, আমিও তো মানুষ।" এই জিনিসটা যখন আমি অপর পাশ থেকে পাই না, তখন আমি একেবারে সিউর হতে পারি যে, ব্যবহার করছে। বুঝতে পেরেছেন? তো এরা বন্ধুর ক্ষেত্রেও একই।
জি, জি। হুম, হুম। জি, জি। হুম, হুম। হুম, হুম। জি, জি। জি, জি। হুম, হুম। হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। তবে আমার ক্ষেত্রে যেটা মনে হয় কি জানেন? আমি আমার কাছে মনে হয় যেন আমি যখন সেটা বন্ধু হোক, পরিবার হোক বা, আমার পার্টনার হোক, আমি যখন আমি কারো থেকে কোন এক্সপেক্ট রাখি না যে, আমি তাদেরকে প্রচন্ড ভালোবাসি বলে আমি তাদের জন্য অনেক কিছু করি। আমি তাদেরকে সময় দিচ্ছি বা, তাদের পছন্দের গিফট দিচ্ছি বা, তাদেরকে হয়তো সারপ্রাইজ দিচ্ছি। মানে যেটা আমরা সাধারণত করে থাকি। কিন্তু in return এ আমি কোন কিছু এক্সপেক্ট করি না। কারণ, আমি যেটা করছি আমি যেটা ভালোবাসা থেকে করছি। এখন তাদের ইচ্ছা হলে, তাদের আ সময় হলে, তারা চাইলে করতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু আমার কাছে মনে হয় যে, আমি যে, এনার্জিটা তাদেরকে দিচ্ছি, সেই এনার্জিটা যদি আমি ফেরত না পাই কিংবা, ধরেন তারা আমাকে মূল্য দিচ্ছে না, ইম্পোর্টেন্স দিচ্ছে না। তো তখন আমার কাছে মনে হয় যে, তারা আমাকে গ্রেন্টেড নিয়ে নিয়েছে বা, তারা শুধু আমাকে ব্যবহার করছে। সেটা হয়তো সাপোর্টের জন্য হোক বা, অন্য কোন কারণে হোক বা, বন্ধুত্বের ক্ষেত্রেও এই জিনিস হ্যাঁ, টাইম পাসের ক্ষেত্রেও এই জিনিসটা হয়। যেমন বন্ধুত্বের ক্ষেত্রেও এমন অনেকবার হয়েছে আমার সাথে যে
করে থাকি। জি, জি। করে থাকি এখন। জি, জি। জি। জি। জি। জি, জি, জি। বা, স টাইম পাসের ক্ষেত্রেও হয়। এরকমটা হয়ে থাকে। জি, জি। জি।
আ আমার অনেক বন্ধু আছে যাদেরকে খারাপ সময় তাদের পাশে আমি অনেক ছিলাম। তাদেরকে আমি অনেক ভালো সময় দিয়েছি। কিন্তু যখন তাদের গুড টাইমস তারা হয়তো আমাকে ভুলে গিয়েছে বা আমার দুঃসময়ে আমি হয়তো তাদেরকে পাইনি। অ অনেক করেও তাদেরকে হয়তো আমি রিচ করতে পারিনি। তো তখন একটা পর্যায়ে গিয়ে আমি রিয়ালাইজ করলাম যে না তারা শুধু আমাকে ব্যবহার করছে তাদের Bad টাইমস এর জন্য। যেন তারা একটু গুড ফিল করে বা তারা যাতে একটু বেটার থাকে।
জি, জি। জি। জি, জি, বুঝতে পেরেছি। মানে আপনার সঙ্গে আমি এটা নিয়ে একমত একেবারে যে, এনার্জির বিষয়টা Energy Exchange এর বিষয়টা এটা না থাকলে কিন্তু মনে করেন সে মানুষটার উপরে যে ভরসাটা থাকে যে আমি যেটা করছি সে আ বিপ আ মানে আমাকে তার রিটার্নে আ সেম এনার্জি টা দিচ্ছে না। তখন কিন্তু ভরসার একটা প্রশ্ন চলে আসে। সব কিছুর ক্ষেত্রে চলে আসে। আমি যদি আপনার সাথে আমার আ এ কিছু স্মৃতি শেয়ার করি স ধরেন আমার জীবনে আগ আম বলতে পারেন বান্ধবী ছিল টোটাল ৩ টা। হ্যাঁ? তো ১ম যে বান্ধবী ছিল তখন আমি খুব ছোট মানুষ ছিলাম। আমি মাত্র আ ১০ম শ্রেণীতে পড়ি। আমার আ বাবা-মা যে পকেট মানি দিত সে পকেট মানি টা আমি জমাতাম। জমিয়ে মনে করেন আমার তার পিছনে উড়াতাম। তো আমার ৭ দিনে তার পিছনে খরচ গিয়েছিল ৳২৭,০০০ টাকার মতো।
জি, জি। জি, জি। অবশ্যই। আচ্ছা! আচ্ছা! আচ্ছা। আচ্ছা।
মাত্র আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আ দ ১০ম শ্রেণীতে পড়ি তখন। তো আমি দেখতাম কি? যে, সে খালি তার বন্ধুকে নিয়ে আসতো এবং আম আমাকে যেয়ে আলাদা করে বলতো যে, "তুমি যে, কাজটা করেছো, আমার খুব পছন্দ হয়েছে। চলো একদিন তোমাকেও আমি এরকম একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই।" যখন আমি দেখতে লাগলাম যে, একেবারেই এরকম কিছু পাচ্ছি না। আমি তখন বুঝতে পারি যে, সে আমাকে ব্যবহার করছে। আর আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করি বা, ভুল করে থাকি। সেটা হচ্ছে আমাদের এইযে প্রেমের সম্পর্কটা এটা কিন্তু আমাদের কিছু বন্ধু থাকে, যারা অত্যন্ত মানে কাছের। আমরা যদি তাদের সঙ্গে আলাপ করি যে, "দেখো আমার সাথে এইটা, এইটা হচ্ছে, তোমার কি মনে হয়? এটা আমাকে ব্যবহার করা হচ্ছে?" তো আমি এই consultancy টা করেছিলাম। তখন আমার সব আ বন্ধুরা বলেছিল যে, "তুই না ওকে ছেড়ে দে, তোকে তার ব্যবহার করছে।"
জি, জি। হুম, হুম। আচ্ছা। জি, জি। আচ্ছা। জি, জি। জি, জি। হুম, হুম, হুম, হুম। জি, জি।
তো আমি এটা বুঝতে পেরে আমি তাকে ছেড়ে দিই।
আচ্ছা, বুঝতে পেরেছি।
তারপরে মনে করেন এ দেখেছি যে, ওর কবলে অন্য যে, ছেলেগুলা পড়েছে আমার পরে, প্রত্যেকটা সাফার করেছে।
হুম, হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম কিছু মানুষ অনেক সময় থাকে। আমার লাইফে আমি এরকম মানুষ পেয়েছি, যারা হয়তো শুধু টাকার জন্যই আমার সাথে আছে। এমনও মানুষ পেয়েছি যে, এইযে আমি আ বন্ধুত্ব বলেন বা, প্রেম বলেন বা, এইযে সম্পর্কটাকে আমি অনেক বেশি গুরুত্ব দেই এবং অনেক বেশি প্রায়োরিটি এবং ইম্পোর্টেন্স দেই। এটার জন্য অনেকে আমার সাথে ছিল যে, তারা তাতে একটু
জি, জি।
ভালো ফিল করছে, superior ফিল করছে যে, আমি তাদের জন্য এত কিছু করছি, এত এফোর্ট দিচ্ছি। এজন্য আমি অনেক মানুষকে আমার পাশে পেয়েছি যে, যখন আমি হয়তো কোন কারণে কিছু একটা করতে পারিনি, সেটা নিয়ে আমাকে কথা শুনতে হয়েছে। তো তখন এরকম একটা কাহিনী খুব রিসেন্টলি হয়েছে যে, আমি একটু broke ছিলাম। তো কোনো একটা কারণে একটা মানুষ আমার কিছু একটা এক্সপেক্ট করেছিল। এমন না যে, আমি বাধ্যতামূলক ছিলাম সেখানে তার জন্য কিছু করার জন্য। বাট দেখা গেছে যে, আগের দিনগুলোতে বা, কান্টিনিউয়াসলি আমি তাকে cheer up করার জন্য আমি তার জন্য অনেক কিছু করেছি। বা, এই সময়টাতে যখন আমি একটু broke ছিলাম, আমি তার জন্য কিন তেমন কিছু একটা করতে পারিনি। আমি তার জন্য সেখানে ছিলাম, আমি তাকে সাপোর্ট দিচ্ছিলাম। মানে ফিজিক্যালি ছিলাম, ইমোশনালি ছিলাম। কিন্তু ওইযে আমি তার জন্য কিছু করতে পারি নাই। সেটা সারপ্রাইজ বলেন <scoffs> হ্যাঁ, আর্থিকভাবে আমি তার জন্য কিছু করি নাই। দেখে সে আমাকে অ সেখানে প্রচুর কথা শুনিয়েছে।
জি, জি। জি। জি, জি। জি, জি। জি, জি, জি। জি, জি। মানে আর্থিকভাবে করতে পারেন নাই। জি। জি, জি। এটা তো খুব খারাপ হয়েছে। মানে আসলেও এটা খুবই দুঃখের
তো তখন আমি আসলে একটু চিন্তা করছিলাম যে, এই মানুষটার থেকে হ্যাঁ, আট, দশ টা মানুষ এই জিনিসটা করলে আমি জিনিসটা এক্সপেক্ট করতা না করতাম। যে, হ্যাঁ, করতেই পারে। সমস্যা নাই। বাট তার থেকে এই জিনিসটা আমি এক্সপেক্ট করি নাই। সো আমি একটু চিন্তা করলাম যে, এই জিনিসটা কেন হলো? তো তখন আমি তার সাথে বসলাম। মানে সেদিন আমার মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল। আমি কিছু বলি নাই। যে, "আমি অনেক কিছু করে, অনেক কষ্ট করে সময় ম্যানেজ করে আমি তোমার সাথে এখানে তোমার এমন একটা দিনে তোমাকে আমি সাপোর্ট দিতে এসেছি। সেটা তোমার কাছে ম্যাটার করলো না। তোমার কাছে ম্যাটার করলো যে, আমি আর্থিকভাবে তোমার জন্য কিছু করি নাই কেন?" এবং
উম জি। জি। জি, জি, জি। আচ্ছা। জি, জি, জি। এটা খুবই দুঃখজনক।
এমনও না যে আমি তাকে ইনফর্ম ও করেছিলাম যে আর্থিকভাবে আমার সিচুয়েশনের এটা এখন আমি তেমার জন্য তেমন একটা কিছু করতে পারবো না। তো সে বলছিলো যে না ইটস ফাইন সমস্যা নাই। তুমি শুধু এখানে থাকো সেটাই হবে।
উম আচ্ছা। বাট আপনেকে আপনি তো তার আ ভাগ ভাবভঙ্গি দেখে বুঝে ফেলেছেন, যে সে আসলে আপনি ওইখানে চাক আপনাকে চাচ্ছে না।
তো হুম, হুম। আ ভাবভঙ্গি দেখে বুঝে ফেলেছে এমনও না। সে নিজে আমাকে বলেছিল যে সে এস এক্সপেক্ট করেছে আমি এটা করব, সেটা করব তার জন্য আমি এরকম খরচ করব। তো তখন যখন সেদিন আমি আর কিছু বলিনি। পরেরদিন যখন আমি তার সাথে বসেছি এটা নিয়ে কথা বললাম। তখন বললাম যে, "আমি তা আগেই বলেছি যে এরকম সিচুয়েশন আমি রাইট নাও কিছু করতে পারব না। হয়তো ২, ১ দিন পরে বা ২ ১ সপ্তাহ পরে আমি তোমার জন্য কিছু একটা করতে পারব।" তারপর তখন যখন আমি তাকে বসে সবকিছু জিজ্ঞেস করলাম যে, "কেন এই জিনিসটা হলো?" তখন সে চুপ করে আছে। সে বলল, যে না আমি আসলে এটা, এটা, এক্সপেক্ট করেছিলাম তোমার থেকে। তো তখন আমি তাকে একটু মনে করায় দিলাম যে আমি সাধারণত ভালোবাসার মানুষ বলেন, বন্ধু বলেন যার জন্যই যেটা করে থাকি আমি কখনো ক খোঁটা দেই না। বা সেটা নে তাদেরকে কখনো কথা শুনাই না। কিন্তু সেদিন আমি তাকে আসলে মনে করাই দিলাম যে, "তোমার এরকম একটা সময়ে, এই সময়ে আমি এই কাজটা করেছিলাম। সেই সময় আমি সেই কাজটা করেছিলাম। এগুলার কি কোন মূল্য নেই?" তখন সে চুপ করে আছে, সে আমাকে বলল যে মানে সে প্রথমে আমাকে বলেছিল যে আমি আর্থিকভাবে তার জন্য কিছু করি নাই দেখে সে ভেবেছিল আমার কাছে তার কোন important নেই, প্রায়োরিটি নেই বা কোনো ভ্যালু নেই। সো আমার কথা হচ্ছে
<clears throat> জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা। আহ! আচ্ছা। জি, জি। জি। হ্যাঁ অবশ্যই এরকমই তো হওয়া উচিত, জি। জ্বী। একদম ভালো করেছেন। কিছু একটা অ জি হচ্ছে জি, জি। জি।
যে কেউ আমার জন্য আর্থিকভাবে কিছু করছে কি করে নাই সেটার চাইতে আমার কাছে মানে আমি নিজের ইম্পোর্টেন্স টা অন্যের কাছে তখনই বুঝতে পারি যখন কেউ আমার জন্য থাকে।
একদম, একদম, মানে আপনার সাথে
যে সেটা ইমোশনালি হোক, ফিজিক্যালি হোক সে আমাকে বুঝতে পারছে জি, জি।
জি। আপনার সাথে আমি একমত এখন আমি এখানে যদি আপনার এই কথাটার সাথে একটা জিনিস যোগ করি, দেখেন এই সম্পর্ক কথাটা যখন আসে সেটা হোক আমার দারোয়ান, সেটা হোক আমার ড্রাইভার, সেটা হোক একটা রাস্তার ভিক্ষুক। এই যে এই সম্পর্ক বলতে কি কথা বলা, তার সঙ্গে একটু উঠা বসা করা, তো এই যে সম্পর্ক মানেই কিন্তু ত্যাগ। এই জিনিসটা মানুষ ভুলে যায়। এখন ত্যাগ কি জিনিস? আমরা যে এইযে ঘরে বসে আছি বা ঘুমিয়ে আছি এখানে কিন্তু আমরা বেশ শান্তি পাচ্ছি। কিন্তু এই শান্তি থেকে বের হয়ে এই মানুষটার জন্য আমি একটু ঘর থেকে বের হলাম তার সঙ্গে এমন কিন্তু না যে টাকা দিয়ে দিয়েই সবকিছু কিনা যায়। তার সঙ্গে যে বের হলাম, তার সঙ্গে আমি কথা বললাম, তার সঙ্গে ঘুরে তার মনের দুঃখগুলা শুনলাম, সবকিছু এই যে আমি যে আমার সময়টাকে ব্যয় করছি এটা কিন্তু একটা ত্যাগ হচ্ছে তাই না? আমি ত্যাগ হিসাবে দেখি।
জি, জি। হুম, হুম। জি, জি। হুম, হুম। জি, জি, হুম, হুম। হুম, হু। অবশ্যই। এক্সাক্টলি। হু, হু। জি, জি। হ্যাঁ, এটাই ত্যাগ হচ্ছে এবং এই জিনিসগুলার মাধ্যমেই কিন্তু আমি আসলে নির্ণয় করে থাকি যে কার জীবনে আমার গুরুত্ব কতটুকু। যে আমার দুঃসময়ে সুসময়ে কে পাশে আছে, কে আমাকে সে মানসিকভাবে বলেন ইমোশনালি হোক, সান্ত্বনা দিচ্ছে বা সান্ত্বনা না দেক, এট লিস্ট আমার সাথে আছে বা সে বুঝতে পারছে আমার অ সুবিধা, অসুবিধা, গুলা।
একদম, একদম। জি। জি, জি, জি। জি, জি, জি।
আচ্ছা, আপনার ক্ষেত্রে যদি আমি জানতে চাই যে, আপনি কি কখনো এরকম কোন সম্পর্কের ক্ষেত্রে কি বড় ধোকা খেয়েছেন বা কোন, যেটাকে বলে, আ ফেক মানুষ পেয়েছেন? যদি পেয়ে থাকেন, তবে সেক্ষেত্রে আপনি কী করেছিলেন?
জ্বী, জ্বী, জি। আ হ্যাঁ, হ্যাঁ। আসলে দেখেন, আম যেটা সত্যি কথা, আ যেটা বাস্তব, সেটা হচ্ছে আমার জীবন সঙ্গিনী, এখন যিনি আমার সাথে আছে, সে বেশ একটা রিয়াল একটা মানুষ। আমি মন খুলে তার সঙ্গে সবকিছু বলতে পারি। কিন্তু এই যে, দেখেন, জীবন, আপনি যেটা বললেন যে, আমি কখনো ধোকা খেয়েছি কিনা। আসলেও এটা প্রেমের ক্ষেত্রে না, সাধারণ সম্পর্ক, অ্যা কিছু মানুষ আছে। আমার আত্মীয় স্বজনের ভিতরে আমি যদি বলি, ওদের কাছ থেকে আমি ধোকা খেয়েছি। এই অনেক জরুরি একটা বিষয়ে আমি ধোকা খেয়েছি। ওইটা নিয়ে কথা বলতে গেলে বলতে পারেন, আমার সারাদিন চলে যাবে। কিন্তু আপনাকে যেটা বলবো যে, যখন আমি টের পাই যে, আমি ধোকা খেয়েছি, আমি সাং সঙ্গে, সঙ্গে, যেটা করেছি সেটা হচ্ছে যে, আমি চুপ করেছিলাম। আমি একটা হাসিমুখ মেইনটেইন করে রেখেছি যে, "আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট দিয়েছো, আমাকে এফেক্টই করে নি।" কিন্তু ভিতর, ভিতরে, আমি প্রতিজ্ঞা করে রেখেছি। যে, "তুমি যে, আমাকে কষ্টটা দিলে, আমি ১ বছর পর বা ২ বছর পর, আমি ঠিকই আমার জায়গাটা তোমাকে প্রমাণ করে দেখাবো এবং তুমি যে, কথাটা বলেছো, ঐদিন আমি তোমাকে শোনাবো। যে, দেখো, তুমি ভুল করেছিলে, এই যে, আমি আজকে কোথায় আছি।"
হুম, হুম। জ্বী, জ্বী। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। জ্বী, জ্বী। আচ্ছা। হুম, হুম। জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী। হ্যাঁ, আমি কিন্তু মনে করি যে, আপনি যে, পদ্ধতিটা অবলম্বন করেছেন, সেটা কিন্তু খুব খুবই ভালো একটা পদ্ধতি, মানুষের উপর রিভেঞ্জ নেওয়ার। যে, এই যে, মানুষ যখন ধোকা দেয়, বা আমাদের সাথে বেইমানি করে, তো তখন আমরা যখন কাজের মাধ্যমে, তাদেরকে দেখিয়ে দেই যে, "না, এই যে, দেখো, তুমি যে, জায়গায় ছিল তুমি সেই জায়গায় আছো। বরং আমি আরো আ এগিয়ে গিয়েছি। তোমার চেয়ে ভালো আছি এবং আমি যেটা চেয়েছি জীবনে, সেটা আমি অর্জন করতে পেরেছি। দেখো যে, আমি কত সুখে আছি, কত ভালো আছি।" আমি মনে করি যে, এটার চেয়ে বেস্ট রিভেঞ্জ আর হতেই পারে না। কিন্তু তারা গে, এক্সপেক্ট করে যে, আমরা হয়তো জীবনে ভেঙে পড়বো, আমরা এটা করবো, আমরা সেটা করব। আমরা জীবনে শান্তি থাকবে না আমাদের। কিন্তু তারা যখন দেখে যে, আমরা সে খুব শান্ত হাসিমুখে জিনিসগুলোকে মেনে নিচ্ছি এবং হাসি মুখে এগিয়ে যাচ্ছি, তখন ওই যে, তারা না পারে সইতে, না পারে কিছু বলতে। আমার কাছে, সেই জিনিসটা কিন্তু খুব ভাল্লাগে যে, "ঠিক আছে, এবার তুমি সাফার করো।"
জ্বী, জ্বী, জ্বী। জ্বী। জ্বী। এগিয়ে গিয়েছি। জ্বী। জ্বী। হতে পারেন না। একদম। সেটাই, সেটাই। হুম, জ্বী। একদম। হুম। বলতে, জ্বী। মা আর আরেকটা জিনিস কিন্তু সবাই ভুলে যায়। সময় কিন্তু সবচেয়ে বড় হিলার। সময় কিন্তু সবকিছু বদলে দেয়। ওরা ওরা, বুঝে না যে, এখন হয়তো আমার অবস্থানটা একটু খারাপ আছে। কিন্তু সামনের সময় আছে। আর আমি তো কোন অটিজম এর রোগী নয়। আমি অটিজম কথাটা ব্যবহার করেও খ খারাপ লাগলো। কারণ দেখেন অটিজম এর রোগীরাও কিন্তু সুস্থ হয়ে যায়, সময়ের সাথে, সাথে। তো, ওরা যদি সুস্থ হতে পারে, তো আমি আজকে একটা সাধারণ মস্তিষ্কের মানুষ, আমি সবকিছু ঠিক আছি। আমি কেন বদলাতে পারব না? তখন মনে করেন, এটা প্রেমের ক্ষেত্রে হোক, এটা আমার আত্মীয় ক্ষেত্রে হোক, বন্ধুর ক্ষেত্রে হোক। আমি কিন্তু চুপ করে ওই ওই, জায়গাটায় সয়ে যাই। যখন সময় আসবে তখন আমি তাদের দেখিয়ে দিই। যে, দেখো, "তুমি একদিন আমাকে বলেছিলা যে, আমি আগাতে পারব না। এই দেখো আজকে আমি এখানে। তুমি কোথায় আছো?" তোমার তারপরে আমি তাদেরকে সাহায্য অফার করি, "তোমাদের যদি সাহায্য লাগে, আমাকে বলতে পারো।" দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা ইনসাল্ট করা হলো তাকে।
জ্বী, জ্বী। একদম ঠিক বলেছেন। জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী। হুম, হুম, হুম। জ্বী, জ্বী। অবশ্যই। হুম, হুম। জ্বী, জ্বী, বুঝতে পেরেছি। <chuckles> একদম, একদম। ঠিক বলেছেন। আমি আসলে এই ক কে কাহি এই কাজটাই করে থাকি। সেটা আমার প্রেমের সম্পর্ক হোক, আমার সবচেয়ে কাছের মানুষ হোক, বা বন্ধু-বান্ধব বা ফ্যামিলি হোক। আমি নিঃস্বার্থভাবে সবার জন্য সবকিছু করে থাকি এবং ইন রিটার্ন এ আমি কোন কিছু এক্সপেক্ট করি না। তো তারা যখন আমাকে রং করে বা তারা যখন আমার সাথে বেইমানি করে, আমি তখন যেটা করি হচ্ছে, যে, তারা যদি আমার খুব বেশি কাছের মানুষ হয়, আমি তখন তাদেরকে কাট অফ করে দেই যে, তারা জানে আমার কোনটা অপছন্দ এবং কোনটা পছন্দ। স্টিল তারা আমাকে বিট্রে করেছে।
জ্বী। জ্বী। জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। মানে, এটা খুব দুঃখজনক। কি আমি কিন্তু আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সময় থাকলে আরো কথা বলতে পারতাম, তাহলে আরো ভালো লাগতো।
জ্বী, আপনার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে। আশা করি ভালো থাকবেন। আবার হয়তো কখনো গল্প হবে।
জ্বী। আপনিও ভালো থাকবেন, আর সুখী থাকবেন। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। ধন্যবাদ।